আচ্ছা। আ আমার ক্ষেত্রে আসলে আমি হচ্ছে আত্মউন্নয়নমূলক বই বেশি পড়ি। আমি যদি আপনাকে একটা বই সাজেস্ট করি যেটা আমার অনেক বেশি কাজে লেগেছে আরকি। আমার ইয়া ইয়ার ক্ষেত্রে মানে অনেক কিছু চেঞ্জ করার ক্ষেত্রে। "দা মিরাকল মর্নিং" নামের একটা বই আছে। হ্যাঁ আমার কাছে মনে হয় বইটা আমার অনেক বেশি হেল্প করেছে। না, আমার বিভিন্ন অ লাইক আমি একসময় খুবই হতাশ ছিলাম। ওই বইটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক কিছু শিখেছি বইটাতে। একটু আশা করি আ একবার একবার হলেও পড়ার চেষ্টা করবেন বা আপনি এস স্টোরি পড়লে বা বই শুনলে আসলে অমন কিছু ফিল হবে না। আপনি দেখবেন আ অনলাইন পিডিএফ পাওয়া যায় সেটা পড়ে দেখতে পারেন আরকি। ভালো লাগবে। আশা করি
জি। জি। জি। আ উম। হু। জি। তো আসলে আপনার থেকে মানে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন, এই রে মানে এই টপিকস এর উপরে আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনার সাথে কথা বলে আসলে অনেক কিছু আমি শিখলাম। আ তো আপনি আরেকটা বই সাজেস্ট করলেন। আমি অবশ্যই বইটা আ পিডিএফটা বের করে অবশ্যই পড়বো। আ যেহেতু আপনি বললেন যে এটা এটার মাধ্যমে আপনি বিভিন্ন কিছু শিখেছেন। তো আমিও কিছু শিখতে চাই আসলে। তো সামনে আপনার সাথে আরো কথা হবে অবশ্যই তো
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। থ্যাংক ইউ। জি। জ্বি, জ্বি। থ্যাংক ইউ। হুম, হুম, হুম। হুম, জ্বি, থ্যাংক ইউ। জ্বী, জ্বী, অবশ্যই, অবশ্যই। আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগলো। হ্যাঁ, আশা করি আপনার এক্সপেরিয়েন্স বা আপনার যে অভ্যাস সেগুলো আমিও আমার খেত ক্ষেত্রে কিছুটা কাজে লাগাতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আর কি। শুভরাত্রি।
জ্বী। জ্বি। জ্বী। জ্বি আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আপনার সাথে কথা হবে। শুভ সন্ধ্যা।
থ্যাংক ইউ।

একদম, একদম, একদম। আমিও আপনার সাথে সহমত আসলে। আ মানে ৮ মিনিমাম ৭ ঘণ্টা জি, জি।
আরেকটা বিষয় অ্যা আমাদে হ্যাঁ, হ্যাঁ ৭ ঘণ্টা তো হবই অবশ্যই ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা ঘুমাইলেই শরীলে পর্যাপ্ত আ যে ফ্রেশনেশটা আসবে। আরেকটা বিষয় আমাদের কিন্তু আসলে ঘুমটা আর রাত্রে যে ঘুমটা যে আমরা এদিকে দ্রুত ঘুমিয়ে পড়বো, ওইদিকে বেশ সকাল, সকাল উঠে একটু হাঁটা চলা। এই অভ্যাসটা আমাদের কিন্তু প্রত্যেকের গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।
হু, হু, হু, হু। জি, জি, একদম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম। জি, জি, জি। জি, একদম, একদম একদ একটা জিনিস scientific ভাবে মানে লাইক আ আমাদের বাংলাদেশ টাইম আর কি ১০ঃ০০ টা থেকে রাত ২ঃ০০ টার মধ্যে আসলে গভীর ঘুম হয়। তার মানে দেখা যায় কি ঘুমাতেই যায় ২ঃ০০ টায়।
জি, জি। জি।
সো এই বিষয়গুলা এভয়েড করা আমা আমি আমার ক্ষেত্রে একটু হলেও চেষ্টা করি। শুধু বন্ধের দিনে এমন হয় একটু রাত হয়েই যায় মুভি-টুভি দেখতে, দেখতে। বাট অন্যদিন মো মোটামুটি ১২ টার মধ্যে বা ১১ টার মধ্যে ঘুমাতে আস চলে আশি। সকালে তো আবার ওঠা লাগে।
জি। জি। আসলেই।
এই আরকি। তো, তো আপনি কি মানে স্বাস্থ্য পরীক্ষা বা আপনার কোন অভ্যাস আছে বা বদ অভ্যাস থেকে কি আপনি দূরে আছেন? এরকম কোন কিছু আছে নাকি? আপনার সুস্থ থাকার জন্য?
আ আসলে আমার কোনো বদঅভ্যাস এইভাবে নাই। আ তবে অ্যা একটা জিনিস আ আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি। আ তো এক্ষেত্রে আমার মেডিসিনটা একটু বেশি খাওয়া পড়ে। তো এই জিনিসটা আমার শরীলের জন্য অনেক ক্ষতি করে। আমি বুঝতে পারি যে ক্ষতি করে তবে আমার ওই অস্বস্তি থেকে বাঁচার জন্য আসলে মেডিসিনগুলো আমাকে খেতেই হয়। তো এই জিনিসটা আসলে আমার মানে অতিরিক্ত মেডিসিন আমার শরীলে পড়ে। এই একটা বিষয় আছে আ তবে আমার আরেকটা বিষয় যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা। আমাদের সুস্থ থাকতে গেলে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে বেশি নজর দিতে হবে। অ্যা যেটা, যেটা আমাদের বাসস্থান হোক, সেটা আমাদের পোশাক হোক, সেটা আমাদের যে আ কি বলবো এটা নখ <blows air> হোক চুল হোক, এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর করে ক্লিন করে থাকলে আমার মনে হয় যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো ছড়াবে না। আ তো আপনি ই কি মনে করেন?
আচ্ছা। হুম। জি। উহু, হু। একদম, একদম, একদম জি, জি। জি। জি। হুম, হুম, হুম। জি, জি, জি। জি, জি, জি।

হা, হা। আমা শ্বাসপ্রশ্বাসের ব্যায়া
অ্যা এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা বেশ ম্যা ভালো অ্যা কাজ করে। অ্যা তারপরে যে অ্যা ধরেন আমরা যে হাঁটি প্রতিদিন, এইটার ক্ষেত্রে এ এইটার জন্য কিন্তু আমাদের মনটা বেশ মানে শরীরটা তো ভালো লাগেই। আরো মানসিক যে আ চাপটা আসলে কমে যায়।
হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বি, জ্বি, জ্বি একদম।
তো আপনি কি মনে করেন আসলে?
আ ব্যায়ামের ক্ষেত্রে আমিও আপনার সাথে একমত। যে হাঁটা চলার বিষয়ে প্রত্যেকদিন নিয়মিত অন্তত ৩০ মিনিট আসলে হাঁটা, দৌড়ানো অভ্যাস করা উচিত আরকি। অথবা জিমে গিয়েও কিন্তু ব্যায়াম করা যায়। সো আমার ক্ষেত্রে আসলে আমি জিমে গিয়ে করার চেষ্টা করি। তো কিন্তু সময় যেহেতু আমাদের স্বল্পতা বা কাজের প্রেশার থাকে সেই, সেই ক্ষেত্রে আসলে বাসায় বসেই টুকটাক তা জিমের ব্যায়ামগুলা করার চেষ্টা করি। এছাড়াও আপনার মেডিটে করার চেষ্টা করি আরকি যে মোটামুটি যাতে আ আপনার ওই শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামগুলো করা যায়।
জ্বী। জি। জ্বী। জ্বী, জ্বী। আ জি। তো আমার মনে হয় আমাদের অ্যা জীবনকে সুস্থ রাখার জন্য আসলে খাবারের দিকটা আরো বেশি গুরুত্বপূর্ণ আ করে তোলা উট ও উচিত। কারণ আমাদের যে প্রোটিন বা সবজি এই জিনিসটা আমাদের আ সবসময় পরিমাণ মতো আসলে খাদ্যে ও তালিকায় রাখা উচিত বলে আমি মনে করি। তারপরেও একটা বিষয় আমাদের আ
একদম, একদম, একদম। জ্বি, জ্বি, জ্বি, জ্বি, জ্বি। হুম, হুম, হুম, হুম, হুম। জ্বি, জ্বি, জ্বি। একদম, একদম, একদ তো আপনি কিভাবে আসলে সুষম খাদ্যের প্লান করেন বা কিভাবে খাওয়া-দাওয়া করেন?
আ খাওয়া-দাওয়ার বিষয়টা আসলে আমি আ একটু ভেবে চিন্তেই খাওয়া দাওয়াটা করি। কারণ আমার মশলা যুক্ত খাবার বা যে তেলে-ভাজা টাইপের খাবার, এইটা একটু বেশি এভয়েড করে চলার চেষ্টা করি আসলে। আ তারপরেও প্রতিদিন ১টা করে সবজি পাশাপাশি রাখি। আ সেটা সকালে বিশেষ করে দুপুরে সকালে তো আসলে সবজি খাওয়া হয়। আ মে ধরেন ১টা রুটি থাকলো। সাথে কিছু সবজি, এ ২ টা ডিম, এইগুলো আসলে কম, একটা করে ফ্রুটস থাকে। আহ আর রাত্রে বেশিরভাগ আসলে আ ভাতটা আসলে কম খাওয়াই উচিত। ভাত আর রুটি আমি আমি মনে করি ভাতের থেকে রুটিতে অনেক শক্তি।
জ্বী। জ্বী। হুম, হুম, হুম। জ্বি, জ্বি। হু, হু। হু, হু। জ্বী। জ্বী, জ্বী। হুম, হুম, হুম।
তো সেক্ষেত্রে আমি রাত্রের খাবারটা মনে করি শুধু স্যালাদ আইটেম, এইগুলো খেয়ে থাকাটা বেশি ভালো। তা আপনি আসলে সকালের বা খাবারের তালিকাটা কিভাবে তৈরি করেন?
জ্বী, জ্বী, জ্বী। একদম, একদম।

জ্বী, জ্বী। অ একদম, একদম। জ্বী, জ্বী শুনছি।
হ্যালো। জ্বী। তো, এই জিনিসগুলো। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে, প্রকৃতির সঙ্গে বেশ সময় কাটানো যেতে পারে, যেটা আমাদের মানসিক স্বাস্থ্যে, বেশ ভালো প্রভাব ফেলতে পারে।
হা হাহ উম উম জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী।
তো আসলে, এগুলো আমি মনে করি। তো আপনি কি মনে করেন?
উম উম উম হুম। হ্যাঁ আমি তো আমি আসলে আপনার কথ মোকা মতই মনে করি আসলে। তো, আমার ক্ষেত্রে আসলে কিভাবে আমি আসলে চাপ কমাই, যদি আপনাকে মানে প্রথমেই আসলে আমি বলেছিলাম যে, আমি ব্যায়ামের পাশাপাশি meditation করার চেষ্টা করি, তাই না? ওই শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা meditation আসলে আমার কাছে মনে হয়, মানসিক চাপ কমাতে অনেক বেশি সাহায্য করে আমাকে। আ এছাড়াও আমি হচ্ছে এ ইতিবাচক যে সকল বই আছে বা Self motivation এর জন্য যে সকল বই আছে, ওই বইগুলো আসলে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, যেটা যাতে করে, আসলে আমার মধ্যে থেকে নেগেটিভিটি বিষয়টা চলে যায়। আহা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদমই তাই।
জ্বী। জ্বী। আসলে, বই পড়ার অভ্যাসটা কিন্তু অনেক ভালো বলে আমি মনে করি। আ প্রতিদিন আসলে বই পড়া আমি এটা থেকে বেশ কিছু জিনিস শিখতেও পারি, এদিকে আমার বেশ আ ভালোও হয় আসলে। আর তবে আরেকটা বিষয় যেটা জ্বী, জ্বী, বলুন।
জীব জ্বী, জ্বী, জ্বী। একদম।